আমরা আসলে ছোটবেলাতে অনেক ধরনের খেলাধুলাই করতাম। আ তো এর মধ্যে হাম যেমন এ কানামাছি খেলাটা যেটা
জ্বি, জ্বি।
হ্যাঁ, তো তারপরে আ আমরা একটা খেলা বলতাম আরকি ছোঁয়াছুঁয়ি। একজন আরেকজনকে ছোঁয়ার ব্যাপারটা। এই খেলাটা খেলতাম। তারপরে আরেকটা খেলা ছিল 'বরফ পানি' নামে একটা খেলা ছিল আরকি। তো
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি, জ্বি। এ বরফ পানি বি ভীষণ খেলেছি আরকি। <chuckles>
হ্যাঁ, তো আসলে এই খেলাগুলো আসলে খুবই মানে আমার খুবই মনে পড়ে যে মানে আসলে আমরা মানে কত যে দুষ্টামি করেছি। আ আসলে ছোটবেলাতে আমাদের চারপাশের পরিবেশটাও কিন্তু আর আসলে ওইরকম ছিল যে আমরা খেলার জায়গা পেয়ে যেতাম। এখনকার আসলে পরিবেশটাও ওইরকম নাই যে আসলে মানে ঐরকম এখন বর্তমানে যারা বাচ্চা ওরা আসলে আমার মনে হয় ওইরকম পরিবেশই পায় না যে ওরা আসলে এই ধরনের খেলাধুলাগুলা করবে।
হুম। হ্যাঁ, পেয়েছি। আসলে। আয়না। একদম। তার সাথে নিরাপত্তার বিষয়টি তো আছেই।
ই এ একদমই। একদম ঠিক।
কারণ আগে আমরা দেখেছি যে মা-বাবা কিন্তু আমাদের ওইযে ছেড়ে দিত আর সন্ধ্যা না হলে কিন্তু সেরকম খোঁজ খবর করতো না।
না, না, না, না।
আ তাদের মধ্যে কোনো টেনশনও ছিল না। যে মাঠে খেলছে, ঠিক আছে।
হ্যাঁ, ওই সন্ধ্যা সন্ধ্যায় সন্ধ্যায় একটু খারাপ লাগতো যে মন চাইতো যে আরো খেলতেই থাকি, খেলতেই থাকি। কিন্তু সন্ধ্যায় বাসায় গিয়ে যে আবার পড়ার একটা ব্যাপার থাকতো। প পড়া শুরু করার ব্যাপারটা তো একদম একদম রুটিনের মতো যে সন্ধ্যা হইলেই বাসায় যাইতে হবে এবং প বই নিয়ে বসতে হবে। তখনই মনটা একদম খারাপ হয়ে যেত। আর আরেকটু খেলতে পারলে ভালো হইতো। <chuckles>
<chuckles> ঠিক। একদম, একদম। জ্বী, জ্বী। আসলেই চমৎকার বলেছেন। তো আপনার আসলে পরিবার নিয়ে এরকম কি নিশ্চয়ই আছে বাট এখন এই মুহূর্তে আপনার মনে পড়ছে অ্যা যেটি খুব সুন্দর ঘটনা হতে পারে আপনার জন্য যে এরকম কোন ঘটনা এখন মনে পড়ছে পরিবারের সাথে কাটানো?
জ্বী।